অবশ্যই আমি আপনার এই কোশ্চেন টা যে করেছেন আমি অন্তত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং আমি চাচ্ছি আসলে প্রযুক্তিটা আমাদের ব্যবহার করতে আ হবে এবং প্রযুক্তি ছাড়া আসলে এখন ব্যবহার ছাড়া তো আমরা চলতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে প্রযুক্তি ব্যবহারের সময়টা আসলে আমরা যারা ব্যবহার করছি, তারা একটু ব্যালেন্স রেখে ব্যবহার করাটা খুবই যুক্তিযুক্ত মনে হয়। প্রযুক্তি আরও উন্নতি সাধন হবে। আমরা আসলে চিন্তা করছি আজকে হয়তো ভিডিও কল হয়তো দেখতে পাচ্ছি। হয়তো এমনও দিন আসবে হয়তো আমি গিয়ে হয়তো কথাও বলতে পারবো হয়তো। প্রযুক্তির মাধ্যমে এমনও হয়তো আপডেট চলেও আসতে পারে। এটা এ এ হ্যাঁ, হ্যাঁ এরকমও হতে পারে। তো প্রযুক্তি জিনিসটা আসলে আমাদেরকে প্রযুক্তি জিনিসটা কেন আমাদের কাছে আসে, এটা আমাদেরকে আসলে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। তো আসলে দিনকে দিন হচ্ছে ডেভেলপ হচ্ছে। এখন যদি আমরা ইউজার হিসেবে আমাদের দায়িত্ব থাকা উচিত আমরা কিভাবে প্রযুক্তিটাকে ইউস করব, কতটুকু ইউস করব সেটার দায়িত্ব আমাদের মধ্যে থাকে এবং সেটার মধ্য দিয়ে আসলে একটা ভালো সুসম্পর্ক গড়ে ওঠা সম্ভব। সবার কাছে সেটা পরিমাণ নয় সবার কাছে।
হু, হু। নিশ্চয়ই। নিশ্চয়ই না। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। হু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বাহ! বেশ কিন্তু ভালো। চমৎকার আইডিয়া। হু, হু। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ নিশ্চয়ই। নিশ্চয়ই, হু, হু। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, বেশ চমৎকার বলেছেন, আসলে হ্যাঁ, হ্যাঁ। আসলে আপনার সঙ্গে একটি চমৎকার বিষয় নিয়ে কথা হলো। হ্যাঁ, বেশ ভালো লাগলো কিন্তু প্রতিটি কথা আপনার। তো আবার হয়তো আপনার সঙ্গে সম্পৃক্ত হবে এবং আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন এবং বেশি, বেশি প্রযুক্তি ব্যবহার করবেন। হ্যাঁ, নিশ্চয়ই বিদায়।
ধন্যবাদ। অবশ্যই, অবশ্যই। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে। ধন্য